ছোট, ছোট পরিবর্তন করা যেতে পারে। আমি বলব যে, আ practicality যে একটা ব্যাপার, প্র্যাকটিক্যাল শিক্ষা বা কারিগরি শিক্ষাকে কিন্তু একটু ছোট চোখে দেখা হয় আমাদের দেশে যে, কারিগরি শিক্ষার জন্য আলাদা একটা জিনিস আছে। আর প্র্যাকটিক্যাল আ নরমাল শিক্ষার জন্য আলাদা। কারিগর স্টুডেন্টদেরকে কিন্তু খুবই একটু ছোট করে হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে কিন্তু একটু ছোট করে দেখা হয়। যেটা আমার কাছে মনে হয় যে, উচিত না। কারণ কারিগরি শিক্ষাগুলো কিন্তু আপনার হাতে-কলমের শিক্ষা। এগুলো কিন্তু অন্য জায়গায় খুব valuable তো সেটা যেটা করা যেতে পারে এখানে আ স নরমাল শিক্ষার সাথেও একটু কারিগরির অংশটা রাখা যেতে পারে। যেমন শিশুরা হচ্ছে যে এ যখন বিজ্ঞান শিখছে, অনেক কিছুই কিন্তু থাকবে। সেগুলো ২ ১ টা জিনিস কিন্তু প্র্যাকটিক্যালি তারা করতে পারে। মানে এই প্র্যাকটিক্যাল সেই প্র্যাকটিক্যাল না যে, ২৫ মার্কের জন্য খাতা দেখে, দেখে টিচাররা বলল যে এটা দেখে, দেখে লেখো পেয়ে যাবা ২৫। বোর্ড পরীক্ষায় যেটা হয়, আমি যেটা দেখেছি নিজে unfortunately এটা তো হয়। তো এটা না করে আসলেই তারা আসলে encourage করা, তাদেরকে mentoring করা। মানে আমি দেখা যাচ্ছে টিচাররা কিন্তু mentoring করে না সেভাবে যে, পার্সোনাললি বলবে যে এভাবে, এভাবে তোমরা এই জিনিস করতে পারো, ওই জিনিস করতে পারো। তো এই জিনিসগুলোতে কিন্তু করে না। তাই খুব কম মানুষই কিন্তু দেখবেন যে সাইন্স রিলেটেড জিনিসগুলোতে মানে আ যারা দেখবেন যে রোবট-টোবট বানায় তারা কিন্তু স্কুল-কলেজে হয়তো এরকম inspiration পেয়েছিলো কাদের থেকে। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এগুলো থেকে একটু দূরে, দূরে থাকে। কারণ হচ্ছে তারা এগুলো জানেও না যে এগুলো করা যায় স্কুল লেভেলে। proactive হতে হয় যেটা হয়তো হুম, কেউ নেই জি।
হুম, হুম। জি। vocational না কি জানি বলে না? হুম। জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। <laughs> আচ্ছা। হ্যাঁ। হুম। জি। হ্যাঁ। একদম। হুম, বা তাদের আসলে উৎসাহ দেওয়ারও ঐভাবে কেউ থাকে না। না? হুম, তা আপনি কি মনে করছেন তাহলে সবার মধ্যে যদি কোনভাবে আপনি ই বলেছেন আসলে যে বাস্তবধর্মী কিছু করার ব্যাপারটা। তো এটা যদি আসলে প্যারেন্টসদেরকেও কোনভাবে বোঝানো যেত তাহলে ধরেন এই যে নিয়মকানুন বা আমি যেটা জিজ্ঞেস করলাম যে ইউনিভার্সিটি আ কমিশন ওরাও যদি এই ধরনের research related ব্যাপারটা enforce করার ট্রাই করে। তো সবার মিলে চেষ্টা করলে কি তাহলে বাংলাদেশের এডুকেশন এর মধ্যেও এরকম যাতে curiosity generate হয় সব স্টুডেন্টদের মধ্যে এমন টাইপের content add করা বা research related কাজ করা কি সম্ভব হবে বলে মনে হয় আপনার?
জি। হু, হু। জি। হুম, হু।